হুম, হুম। আচ্ছা। আমিও হচ্ছে আমার অ অ অত বেশি ঘোরা হয়নি। কিন্তু আমার কিছু, কিছু জায়গায় ঘোরা হয়েছে। সেইখানেই আমি কিছু এমন অভিজ্ঞতার আ মুখোমুখি হয়েছি। অ্যা ভালো বলা যায়, আবার কিছু খারাপ আ অভিজ্ঞতা হয়েছে। তো সব মিলিয়ে <chuckles> মানে সব মিক্সড আরকি। জি। আ ১ম এ আমি গিয়েছিলাম হচ্ছে আমার আ বোনের শ জি, বোনের শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আ সেটা ছিল ভোল ভোলাতে। তো ওইখানে আমি আমার আস জি, ভোলাতে। আ ওইখানে আমার যে আস বোনের শ্বশুরবাড়ি জি, জি।
আ জি। জি, জি। জি। জি, অবশ্যই বলুন। উম জি, জি। যদি এ জি। বলুন, বলুন। জি। উম ভোলাতে? আমার গ্রাম আমার না, এখানে এখানে এখানে একটা মজার ব্যাপার হলো, আমার গ্রামের বাড়ি কিন্তু ভোলা।
ও, আচ্ছা। সেইক্ষেত্রে আপনার কেমন লাগবে আমি জানিনা।
উম উম জি, জি, আমি উম জি, জি। আমি আমি মানুষ কিন্তু ভোলার। জি।
আমার একটু নেতিবাচক এ অভিজ্ঞতা হয়েছিল।
না, না, অবশ্যই। আমি আমার গ্রামের বাড়ি আমার গ্রামে আমার গ্রামের বাড়ি বলে যে আমি বলবো যে ভালো জায়গা, তা তো আমি কখনোই বলবো না। কারণ মানুষের অভিজ্ঞতার উপরেই জি, জি।
আচ্ছা। <chuckles> যাক, ভালো। উ হু, হু। আ সব জায়গায় ভালো খারাপ তো আছে। জি, অবশ্যই।